আচ্ছা, ওটা আসলে বেশি আরেকটু structured organization ছিল। হ্যাঁ, যেখানে চাকরিটা আমার হয়নি। হ্যাঁ, এটা বড় কোম্পানি, বাংলাদেশের একটা প্রথিতযশা কোম্পানি। হ্যাঁ, তো কিন্তু তারপরও আমি কেন বলেছি যে, ওখানে চাকরি না হওয়াটাই আমার জন্য ভালো হয়েছে। কারণ পরবর্তীতে আমি যেটা আসলে বুঝতে পেরেছি, যে বেশি structured organization থেকে কাজ শেখার স্কোপটা একটু কাম কম থাকে। হ্যাঁ, কারণ আপনি যদি একটা ছোট অর্গানাইজেশনে কাজ করেন, সেখান থেকে কিন্তু আপনি শিক্ষানবিশ হিসেবে তো আসলে ২ জায়গাতেই জয়েন করার সুযোগটা রয়েছে আপনার। হ্যাঁ? তো আপনি তো ছোট থেকে বেলার থেকেই শুরু করবেন, ছোট অবস্থা থেকেই শুরু করবেন। ওই ছোট অবস্থাতে দেখা যায় যে, একটা ছোট কোম্পানিতে বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ থাকে কিন্তু। আপনি হয়তো বা এই ডিপার্টমেন্টে কিছুক্ষণ কাজ করলেন, ওই ডিপার্টমেন্টে কিছুক্ষণ কাজ করলেন। যেহেতু তাদের অ্যা কি বলবো, যে অ্যা রিসোর্সের এক ধরনের শর্টেজ থাকে, তখন কিন্তু দেখা গেছে যে একই রিসোর্সকে তারা বিভিন্ন জায়গাতে আসলে ইউজ করার চেষ্টা করে। আর আমার মতন একজন শি হ্যাঁ, শিক্ষানবিশের জন্য ওটাই কিন্তু সবচাইতে বড় লক্ষ্য ছিল, যে আমি আসলে কোথায় গেলে ভালো করে কাজ শিখতে পারবো, যেন ভবিষ্যতের জন্য আসলে আমি প্রিপারেশনটা নিতে পারি। তে এটা ছিল আমার মেইন অবজেক্টিভ। তো ওই structured organization টা তে যদি আমার চাকরিটা হয়ে যেত, তাহলে দেখা যেত যে আমি একটা ব্যবসার শুধুমাত্র একটা নির্দিষ্ট গণ্ডি সম্বন্ধে হয়তোবা জানতে পারতাম। আমি হয়তো প্রত্যেকদিন সকালবেলা যেতাম, ওখানে ঐটুকু কাজই করতাম, বিকালবেলা বের হয়ে আসতাম। আবার পরদিন ঐটুকু কাজই করতাম। কিন্তু এই ছোট অর্গানাইজেশনটাতে হওয়ার কারণে আমার কিন্তু পুরা বিজনেস সম্পর্কে ছোট খাটো একটা আইডিয়া হয়ে গেছে। হ্যাঁ, এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে এর ভবিষ্যৎ লাইফের জন্য বেশ খানিকটা হেল্প হবে বলে আমার ধারণা।
আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। ঠিক। ঠিক, ঠিক। হ্যাঁ, হ্যাঁ। ঠিক। হ্যাঁ, হ্যাঁ। ঠিক। ইয়েস করার চেষ্টা করে। হ্যাঁ, ওই ক্ষেত্রে দেখা যায় হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। খুবই সুন্দর। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। ঠিক, ঠিক। হ্যাঁ। ঠিক। অনেক জায়গায় আগে কাজ করার অভিযোগ। ঠিক, ঠিক, ঠিক।